আমি আসলে প্রতিদিন এত পরিমাণ ব্রাউসিং করছি যে আমার নিজের কাছেই মনে হয় যে আমি সময়গুলো এত পরিমাণ অপচয় করে ফেলছি যে অন্যান্য যে কাজ থাকে, আমি কিছুই আসলে করতে পারছি না। এবং এই জিনিসটা প্রতিদিনই আমি রিয়ালাইজ করি যে আমার আসলে এটা ঠিক হচ্ছে না অনলাইনের সাথে যুক্ত থাকা। অহেতুক জিনিসপত্র আমি দেখছি। যার কারণে আমার ঘুম থেকে শুরু করে, আম ঘরের কাজ থেকে শুরু করে বাকি সব জিনিসপত্রই আমি দেখছি যে কোনো কিছুই ঠিকভাবে শেষ হচ্ছে না। এবং এ নিয়ে আমার মা আমার উপরে খুবই বিরক্ত। প্রতিদিনই সে আমাকে বকাঝকা করছে এবং প্রতিদিন সে আমাকে পরামর্শ দিচ্ছে যাতে করে একটুখানি আমি আসলে এই সব থেকে বিরত থাকি, ব্রাউসিং কম করি, ইন্টারনেট কম ব্যবহার করি।
হুম। জি।
তো এটা এখন আমার জন্য খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলতে পারেন যে আমার, হুম, জীবনের ক্ষেত্রে যে জীবনের বাকি একটা মানুষের তো অনেক ধরনের জীবনের কাজ থাকে, অংশ থাকে জীবনে। কোনো কিছুই আসলে আমি ঠিকভাবে করতে পারছি না।
হ্যাঁ। Right. বুঝতে পেরেছি আসলে আপনার সমস্যার ব্যাপারটা। আসলে আপনি খুব ব্যাম মানে যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। তো আপনি আসলে বলছিলেন যে আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো হচ্ছে না। মানে এর মানে কি আসলে আপনি বোঝাতে চাচ্ছেন যে আসলে আপনার যে daily life এর যে আপনার planning থাকছে যে আপনি কোন কাজটা থেকে কোন কাজটা করবেন, সেগুলো করতেই কি আপনার ইচ্ছা হচ্ছে না, এমন কিছু? বা, একটু বিস্তারিত কি বলা যায়?
হুম। হুম। আমি আসলে প্রত্যেকটা দিনই বলতে পারেন যে উম পরিকল্পনা করি। যেমন খাওয়া-দাওয়া, গোসল করা, আ তারপর হচ্ছে বাসার কাজ করা, কাপড়-চোপড় ধোয়া। মানে প্রত্যেকটা মানুষের তো দৈনন্দিন routine থাকে এবং আমারও আছে। কিন্তু বিগত এক এক-দেড় বছর ধরে এবং ১-১.৫ বছর অনেকটা সময়। আমি জানি যে অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি। তো ১-১.৫ বছর ধরে আমার কোনো routine নাই, কোন আ সেখানে কোনো exercise নেই। আমি ১-১.৫ বছর আগে যখন নিজের কথা ভাবি যে আমি খুব active ছিলাম। সকালে ৬ -র দিকে ঘুম থেকে উঠতাম, হাঁটতে যেতাম, diet follow করতাম। আ নিজের একদম হয় না যে, আ যথেষ্ট পরিমাণ আ খাবার-দাবার যেটা খাওয়া মানে স্বাস্থ্য maintain করে সে ধরনের খাবার-দাবার খেতাম। তো এখন এসে না এই ১-১.৫ বছর ধরে আমার জীবনটা একদম উল্টা-পাল্টা হয়ে গেছে। খুব আফসোস হয় weight অনেক বেড়ে গেছে, মন-মেজাজ ভালো থাকে না। এবং একটা মানুষ যখন ১-১.৫ বছর ধরে নিজের যত্ন থেকে বিরত থাকে তখন স্বাভাবিকভাবেই তার, আ প্রত্যেকটা জিনিস কিন্তু change হয়ে যায়। এবং আমি এখন যখন নিজেকে আয়নায় দেখি আমার খুব খারাপ লাগে যে ১-১.৫ বছর আগেও আমি কেমন দেখতে ছিলাম। ও weight কম ছিল, যথেষ্ট অ fitness ছিল আমার। এখন বলতে পারেন যে routine maintain তো করতেই পারছি না এবং নিজের প্রতি, নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি দিন, দিন।
জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। রাইট। জি। হুম। আসলেই আপনার, হ্যাঁ আম কষ্টটা বোঝা যাচ্ছে যে আপনি আসলে বেশ চিন্তিত বিষয়টা নিয়ে। তো আপনি আসলে, উম যেহেতু আসলে অ্যা ই এরকম বিভিন্ন problem আসলে face করছেন, আপনি কি এখন কোনো ধরনের কোনো initiative হাতে নিয়েছেন? বা আপনি কোনো কিছু করার চেষ্টা কি করছেন? বা আপনার যখন ১-১.৫ বছর আগে আপনি physically fit ছিলেন তখন আসলে আপনি কিভাবে চলতেন?
হুম। আমি এখন আসলে ভাবি যে, আমার আসলে করা উচিত। এবং এভাবনা থেকে হয়তো মাঝেমধ্যে যেটা করি যে আ বাসায়ই চেষ্টা করি। আগে বাইরে হাঁটতে যেতাম, এখন তেমন একটা বাইরে হাঁটতে যেতে ইচ্ছে হয় না। বাসায় চেষ্টা করি ওই যে YouTube এ বিভিন্ন ধরনের cardio আছে, Zumba আছে এগুলা করে একটু এক্সে exercise করার। তারপরে নিজের একটু যত্ন নেয়ার। মাঝেমধ্যে একটু পড়তেও ইচ্ছে হয়, তো তখন মাঝেমধ্যে একটু বইও পড়ি। কিন্তু একটা জিনিস থাকে না? যে ধারাবাহিকতা বজায় রেখে আগে যেরম যেরকমটা করা হতো routine maintain করা হতো। এবং আগ্রহ নিয়ে যেমন একটা করতাম যে আমার ভালো লাগছে করতে বা করা উচিত, একটা inspiration ছিল মনের মধ্যে। এই জিনিসটা কোথাও না আমার কাছে মনে হয় যে হারিয়ে গেছে। যেমন আমি যদি বলি যে সকালবেলা আগে আমার healthy একটা routine থাকত breakfast এর, উম আমি green tea খেতাম। দেখা যেত সকালে আমি রুটি খেতাম, ডিম খেতাম। অ্যা সকালটা আমার কাছে মনে হতো যে আমি খুব সুন্দর একটা breakfast করি, যেটা আমাকে খুব energy দিত। এখন সকালবেলা উঠলে আমার খেতে ইচ্ছে করে না। তারপরে মনের মধ্যে এটাই চলে যে আজকে সকালে তো আমি exercise করিনি, আর আজকে হাঁটতে যাইনি। আমি তো অনেক মোটা হয়ে গেছি, আমাকে তো দেখতে ভালো লাগছে না। আ আমার মনে হয় আমি পারব না। এইযে এত মনের মধ্যে আগ্রহ, এইটা না কোনোভাবেই নিয়ে আসতে পারছি না। এবং চেষ্টা করি মাঝে মধ্যে অ্যা যে নিয়ে আসার জন্য। আবার এই যে ধারাবাহিকতাটা বজায় থাকে না। তো এইটা নিয়ে আমি খুবই চিন্তিত যে আসলেই কি সত্যি আমি পারব? মানে ঘুরে দাঁড়াতে, আগের মতন একটা routine দাঁড় করাতে?
আচ্ছা। হুম। জি। হুম। জি। আচ্ছা। হ্যাঁ। জি। হু, হুম। উ জি। হুম। হ্যাঁ, আসলেই আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। আসলে আপনার যেহেতু আগ্রহ কাজ করছে না, মানে আপনি কি আসলে এমন কিছু করছেন যে আপনার মনে হচ্ছে বিরাট বড় একটা change আপনার হয়ে গেছে? উম উ এইজন্য আসলে আপনি মানে বড় শকের মধ্যে আছেন আপনার কাছে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে। যে কারণে আসলে আপনার এ এরকম উৎসাহ পাচ্ছেন না আপনি। তো এই জিনিসটা আপনি কিন্তু আসলে ইচ্ছা করলে ছোট, ছোট করে আসলে ধাপে, ধাপে শুরু করতে পারেন। ধরেন ১ম দিন আপনি এ এরকম বড় কোনো exercise না করে ধরেন cardio না করে আপনি একটু normal হাঁটলেন। এ এ আপনি বাইরে না গিয়ে দেখা গেল রুমের মধ্যেই এক রুম থেকে আরেক রুমে একটু হেঁটে, হেঁটে exercise শুরু করলেন। তারপরে ধীরে, ধীরে বাইরে যেয়ে হাঁটলেন, তারপরে দৌড়ালেন, তারপরে আপনি ওই যে টাফ যেসকল আসলে exercise আছে, যেরকম জুম্বা ডান্স, cardio যেগুলো বলছিলেন, এগুলো কিন্তু আসলে করা যেতে পারে। এরকমভাবে ছোট, ছোট ধাপে কি করা যেতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? মানে এভাবে করলে কি একটু উম কাজ দেবে বলে মনে হয়?
হুম। হু। আচ্ছা। হুম। হুম। এইটা আমার মনে হয় আসলে আম আমি করে দেখতে পারি। এই কাজটা আমি করিনি। আপনি যেই কথাটা বললেন যে রুমের মধ্যে একটু হাঁটা-হাটি করা। আমি এটা সত্যি যে আমি জুম্বা করার পরে আমার এমনও হয়েছে যে আমি ২-৩ দিন, আ হয় না যে হঠাৎ করে ব্যায়াম করলে ব্যথা শুরু হওয়া। ওইটা আরও বলতে পারেন যে আমাকে উম demotivate করেছে। যে অসুস্থ হয়ে যাওয়ার পরে তখন তো আর ব্যায়াম করা যায় না। আর বাসায় হাঁটার বিষয়টা খুব ভালো লাগলো। আ এই জিনিসটা আমি করে দেখতে পারি। আরও একটা problem হচ্ছে কি, মানে এই যে ধারাবাহিকতাটা বজায় রাখা আমার কাছে একটু কষ্টকর মনে হয় যে আ প্রতিদিন একই সময়ে উঠে হাঁটা। ঘুম থেকে উঠতে পারি না। দেখা যায় যে যেটা প্রথম থেকে বলছিলাম যে দেখা গেল যে হাঁটবো, আচ্ছা ঠিক আছে একটু browsing করে নিই, একটু video দেখে নিই। এমনও হয় যে আমি, আম exercise এর video দেখছি ঘন্টার পর ঘন্টা ধরে কিন্তু আমার উঠে হাঁটা হচ্ছে না। তো পরে দেখা গেল যে সময় চলে গেছে। তারপর আমার মনে হল যে উম আজকের সময়টা নষ্ট করে ফেলছি। তখন মনে হয় আচ্ছা ঠিক আছে কালকে করব। পরে কালকে আসার পরও দেখা যায় যে কোনভাবে আ আবার হয়তো miss হয়ে যায় বা আবার হয়তো করি। একটা দ্বিধা-দ্বন্দ্বে থাকি।
জি। ব্যথা হয়। হুম। রাইট, রাইট। হুম। জি। Regularity, না? হুম। জি। হ্যাঁ। জি। জি। হুম, আসলেই। আমি বুঝতে পেরেছি আসলে খুব খারাপ লাগার মতো বিষয়। যেহেতু আপনি আসলে খারাপ লাগছে আপনার কাছে ব্যাপারটা। যেহেতু আসলে ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। এইজন্যও কিন্তু আসলে বেশ কিছু কৌশল আছে। ধরেন, আপনার ওই যে ছোট, ছোট যেরকম ধাপে শুরু করতে বললাম, এটা তো আপনি করবেনই। তবে আপনি একটা যদি routine বানিয়ে নেন। ধরেন, আপনি প্রতিদিন সকালবেলা উঠলেন। ঘুম থেকে ওঠার পর, মানে আপনি অবশ্যই alarm ব্যবহার করবেন যাতে multiple times <smacks lips> alarm দিয়ে রাখতে পারেন। দেখা যাবে একবার miss হলেও কিন্তু আপনার option থাকবে কয়েকবার ring বাজার। আর আপনি যখন alarm দিয়ে রাখবেন এ্যা mobile-টা হাতের কাছে রাখবেন না। mobile-টা মনে করেন যে আপনি আপনার desk এর উপর রেখে দিলেন দূরে। কিন্তু alarm দেয়া থাকবে। যাতে আপনি ঘুম থেকে উঠলে আপনার উঠে হেঁটে তারপরে যেয়ে alarm বন্ধ করা লাগে। হুম? তো এটা হচ্ছে আপনার ঘুম থেকে ওঠার কিন্তু একটা tricks। কয়েকদিন আপনি যদি এভাবে এ চেষ্টা করে দেখেন, সত্যিই দেখবেন যে আপনি কিন্তু একা, একাই ঘুম থেকে ওঠা বা এই যে খারাপ লাগার বিষয়, এটা কিন্তু আপনার কেটে যাবে। তারপর ধরেন, আপনি যদি একটু calendar app ব্যবহার করতে পারেন বা ফোনের reminder app ব্যবহার করতে পারেন, যে সকালবেলা আপনি প্রত্যেকদিন ০.৫ ঘণ্টা থেকে ১ ঘণ্টা আপনি ব্যায়াম করবেন। উম Calender-এ লেখা থাকবে। ওই সময়টা আপনি অন্য কিছু করবেন না। বা আপনি যে browsing করতে বেশি পছন্দ করেন, আপনি যেটা করবেন reward হিসেবে exercise করার পরে আপনি ০.৫ ঘণ্টা browsing করার জন্য time block করে রেখে দেবেন। তো তারপরে আপনি browsing করলেন, পরে এসে breakfast করলেন। তারপরে আপনার daily life এর অন্যান্য কাজ। আবার বিকালবেলা যদি বলি, আপনি lunch এর সময়ও দেখা যাবে পরিমিত যদি সুষম খাবার খেয়ে যেতে পারেন দুপুরে rest নিয়ে, বিকালে মনে করেন একটু হালকা snacks খেয়ে। তারপরে আরেকটু exercise করে আপনার যদি entertainment এর দরকার হয়, সেটা করলেন এবং early একটু ঘুমানোর চেষ্টা কর এভাবে কিন্তু আপনি সুন্দর একটা routine সাজিয়ে নিতে পারেন।
হুম। আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। হুম। মানে এই এ বিষয়টা কিন্তু খুব অ্যা ভালো লাগলো। যে উঠে রুটি মানে alarm বন্ধ করার যে কথা আপনি বললেন, এই জিনিসটা আসলে আমার কখনো করা হয় নাই। আমি আ normally যেটা করতাম যে আমি আমার মাকে বলতাম যে একটু ডেকে দিও বা একবার phone এ alarm দিয়ে ডাকতে হতো যে আমি নিচে উঠে এসে alarm আ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি। তো যে multiple যেটা বললেন না যে alarm দেয়ার ব্যাপারটা, এইটা এই বিষয়টা খুব ভালো লাগলো। আর উঠে গিয়ে যে এই বন্ধ করার বিষয়টা, এটা আমার মনে হয় চমৎকারভাবে কাজ করবে। কারণ আমার সবসময় আ miss হয়ে যাওয়ার একটা কারণই থাকে, সেটা হচ্ছে যে ওঠা হয় না, মানে উব bed থেকে উঠে নামা হয় না এবং অনেক সময় হয় কী যে দেরি করে ওঠার পরে আফসোস হয় যে ইশ! একটু যদি উঠে পড়তাম তাহলে হয়তো আমার routine টা ঠিক থাকতো। এই ২ টা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে আমার জন্য এখন চমৎকারভাবে কাজ করবে। উ আরেকটা জিনিস হয় কী, আম ঘুমের বিষয়টা মানে এইটা ঠিকঠাক হয় না। দেখা যায় browsing করতে নিয়ে আ ঠিকঠাকভাবে উম ঘুমটা অনেক দেরি হয়ে যায়। সেজন্য সকালে ঘুম, ঘুম থেকে উঠতে পারি না। এটার জন্য কী কোনো পরামর্শ আছে?
জি। হুম। Right. হ্যাঁ। জি। জি। হ্যাঁ, এ এইজন্য আপনি যদি এ কোনো অসুবিধা হয় এই যে ঠিকঠাক মতো আপনি আসলে ঘুমাতে যেতে পারছেন না বা উঠতেও পারছেন না। তবে আপনি এই দিনের বেলায় যদি আপনি আসলে coffee খান especially বা চা coffee আপনার যেহেতু আসলে কাজ করতে হয়। এগুলো যদি আপনি ১-২ দিন একটু কমিয়ে দেন, মানে আপনার যদি caffeine intake একটু কম হয়, আপনি রাত্রেবেলা দেখবেন যে আসলে আপনার খুব ভালো ঘুম হবে এবং deep sleep হবে। কারণ অ্যা আপনার body র মধ্যে আসলে সেই level এর energy থাকবে না যেটা দিয়ে আসলে আপনি জেগে থাকতে পারবেন। তো একবার যদি ২ দিন আপনি যদি এইভাবে সময়মতো ঘুমিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার এই যে early উঠতেও আর খারাপ লাগবে না।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা বাহ! এইটা আসলে আমার জানা ছিল না উম এবং আমার প্রচুর পরিমাণ চা, coffee খাওয়া হয়। সন্ধ্যা থেকেই আ routine করে চা খাওয়া হয় আ বিস্কুট দিয়ে। অ্যা তো এখন মনে হচ্ছে যে আসলেই হয়তো এটার জন্যই আমার রাতে ঘুম আসে না। খুব আ মানে ভালো লাগলো পরামর্শগুলো। এখন মনে হচ্ছে হয় না, নিজের মধ্যে একটা inspiration এর অভাব ছিল। তো এখন আমি আসলে বুঝতে পারছি উম আপনার কথা থেকে যে হয়তো এই অ্যা সন্ধ্যা থেকে চা খাওয়ার জন্য আ আমার হয়তো রাতে ঘুম আসতে দেরি হতো। তারপর যে alarm দেয়ার আ system টা আপনি আমাকে বলে দিলেন, আমার কাছে এখন মনে হচ্ছে যে এগুলো খুব দারুণভাবে আমার জন্য কাজ করবে। আর এতদিন আসলে অন্যরকমভাবে চেষ্টা করেছি। আ নিজেকে একটু routine এ নিয়ে আসার জন্য, প্রতিদিনের routine গুলো ঠিক রাখার জন্য। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে হয়তো সেই আ way টা আমার ঠিক ছিল না, যেজন্য আমি routine টা ধরে রাখতে পারছিলাম না। ধন্যবাদ আপনাকে পরা জন্য।
জি। হুম। Right। হুম। জি। হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই। হুম। জি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং আ আপনার কথার মধ্যে কিন্তু এখন সেই confident টা পাওয়া যাচ্ছে যে এটা আসলে আপনি সত্যিই করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
হুম।